হ্যাঁ।
এটা আসলে আ খুবই আ আমি মনে করি একটা মানুষ আসলে বুড়ো হয় যখন সে আসলে কিছু শিখতে চায় না। তো অনেক বাবা-মা দেখা যায় খুব আ অল্প বয়সেই শিখতে চায় না। আবার অনেক বাবা-মা আছে যে না, বয়সের সাথে সাথে তার শেখার ক্ষমতাটা হ্রাস পায়। তো এটা
জি। হ্যাঁ। হুম। জি, জি। Adaptation -এর যেই capability বা ভ ধরেন যে mentality অ অনেকের কিন্তু থাকে না, আবার অনেকের থাকে।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, কমতে থাকে কিন্তু। হ্যাঁ, তো সেই জায়গাটায় হচ্ছে হ্যাঁ, আমরা হচ্ছে অন্য কাজিন বলি কিংবা আরও বয়োজ্যেষ্ঠ যারা আছে তারাও যদি আমরা আমাদের আশেপাশের ভাইবোনদেরকে বুঝাই যে, না তোমার বাচ্চাটা হয়তো তোমাকে একটু আ শুনলেই বা তুমি ওকে যদি একটু শোনো তাহলে ব্যাপারটা কিন্তু সমাধান করা যায়। তো হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যারা দেখি যে, আমাদের niece, nephew রা হয়তো এই ধরনের বিষয়ে struggle করছে। আমরা আমাদের ভাইবোনদেরকে কিন্তু বলতে পারি। তো কথার কথা, আমার বাবা কোন একটা কারণে আমার কথা শুনতে পারছে না, আমার ছোট চাচা গিয়ে তাকে কিন্তু একটু বোঝাতেই পারে, যে, যেহেতু হ্যাঁ ছোট চাচা আরেকটু young তুলনামূলক, তার সহনশীল হওয়ার জায়গাটা একটু বেশি হবে। <chuckles> তো এরকম আসলে আমাদের মূলত যেটা করতে হবে কি, সবাই সবাইকে একটু শুনতে হবে। আমরা পরিবারগুলো আসলে এত nuclear হয়ে যাচ্ছি, এত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি যে, প্রতিদিন কিন্তু সবাই সবার কথা শুনি না। ছোটবেলায় হইতো না যে, রাতে সবাই একসাথে খাচ্ছে, গল্প করছে, কি অবস্থা, এগুলা তো আসলে কমে আসছে। তো মানুষিক সমস্যায় পড়লে, আগে তো দেখা যেত যাচ্ছে খাবার টেবিলে একজন মুখ গোমড়া করে বসে আছে, হ্যাঁ। কিন্তু এখন তো আমরা ওইটাও দেখতে পাচ্ছি না। এটাই আমার মনে হয় যে কষ্টটা বাড়িয়ে দিচ্ছে। আপনার কি মতামত?
জি। জি। হুম। উঁহুম। হুম। উম জি। জি। সেটা অবশ্যই। হ্যাঁ। সেটাই। হ্যাঁ। জি। একদম। সুন্দর বলেছেন। হ্যাঁ। সেটাই। হ্যাঁ। সেটাই। হুম। জি। উম, জি।